জি, জি অবশ্যই। আপনি যে সু কথাটা বলেছেন, চমৎকার কথা বলেছেন। আমি আপনার সাথে একমত যে এখানের সু প্রত্যেকটা মানুষের একটু recreation এর জন্য হলেও যাওয়া দরকার। একঘেয়েমি জীবন থেকে অ্যা দু দূর হয়ে যেয়ে একটু যদি ঘুরে আসা হয় ঝর্ণা বা পাহাড়ি অ এলাকায় বা সু সামুদ্রিক এলা এলাকায় বা যেখানে হোক একটু স সবুজের অভয়ারণ্য হতে পারে। আমাদের তো অনেক সুন্দর, সুন্দর বনও আছে। তাহলে সুন্দরবনেও যেতে পারেন। তাহলে একটু প্রকৃতির মাঝে যাওয়া যায়। এই এই, এটা তো বছরে বা ৬ মাস পরে ১ বার করা করতে পারেন এবং সাথে, সাথে যদি প প্রতিদিন না পারেন সপ্তাহে ২-৩ দিন হলেও যে একটু তো ছুটি পাওয়া যায় বা সময় পাওয়া যায় তখন একটু হাঁটাহাঁটি করা, প্রকৃতির মাঝে চ চলে যাওয়া। যে এই জিনিসটা যদি করা যেতে পারে তাহলে মনে হয় যে অ্যা টা আমাদের সবার জন্যই ভালো হবে এবং এটা স আমাদের সবারই করা উচিত শরিরিক শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। তা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি আবার কোন এক সময় কথা হবে। অনেক সুন্দর কথা হলো। অনেক শিক্ষণীয় জিনিস জানতে পারলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ধন্যবাদ।
উহু। উহু। হু। হু, হু। উহু। অবশ্যই। হ্যাঁ, হু, হু। হুম। হুম। উহু। হুম, হুম। উহু। উহু। হুম। উহু। হু, হু। হুম। উহু। হুম। হু, হু। হুম। অবশ্যই, হু, হু। হু, হু। হুম। হুম। হুম। উহু। উহু। অবশ্যই। উহু। উহু। হু, হু। আপনার সঙ্গেও কথা বলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন।
হু। ধন্যবাদ আপনাকে।

জি, জি অবশ্যই, এ এ বের করা উচিত। এখন আ এইখানে আরেকটা জিনিস বলি যে, আমরা দেখা যাচ্ছে যে, যে কিশোর বয়স বা টিনেজার বয়সে যখন আমরা ছিলাম তখন তখন দেখা যাচ্ছে যে খেলাধুলা, হাঁটাহাটি, সকালে পড়তে যাওয়া, ভোরবেলা উঠে পড়তে যাওয়া, ওর মধ্যেই একটা প্রাকৃতিকভাবে হাঁটাচলা হয়ে যেত। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের ক্যারিয়ারটা develop করতে চাচ্ছি, যখন চাকরি বাকরিতে ঢুকে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের যান্ত্রিক জীবনে চলে যেতে হচ্ছে, শহরমুখী হচ্ছে বা কর্মব্যবস্থা বা অন্যান্য ব্যবসা করতে গেলেও দেখা যাচ্ছে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা লাগছে বা এরকম অন্যান্য কাজবাজ করা লাগছে। সেই ক্ষেত্রে যে problem টা হয়ে যায় যে, আমি মনে করি বিশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ এর দিকের থেকে আমরা ৪০ বছর পর্যন্ত আমরা শরীরের কোন অ শরীরের কোন ই নি না, উ উপকার যা যেটা আসে সেই type এর কাজগুলো করি না। তার মানে শরীরকে সুস্থ রাখার জন্য আমরা তো তখন অনেক চ চলাফেরা বা আমাদের শক্তি থাকে। দেখা যায় যে তখন দেখা যায় যে, ক্যারিয়ারের পিছনে দৌড়াদৌড়ি করছে, হাঁটাচলা কম হচ্ছে, ভোরের ঘুম থেকে ওঠা হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে ঘুমাতে, ঘুমাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। পরিবারকে সময় দেয়া লাগছে। এই জিনিসগুলো হওয়াতে তাতে দেখা যাচ্ছে যে কি এই জিনিসগুলো হওয়াতে দেখা যায় একটা সময় পরে যে যখন বুঝি, তখন আসলে আমাদের আর কিছু করার থাকে না। তা এই জিনিসটা এই ত তখন দেখা যায় ও ওষুধ মেডিসিন, হার্টের রোগী দেখেন আপনারা বেশিরভাগই হার্টের রোগীর এখানে ৪০ হলেই কিন্তু হার্টের সমস্যা দেখা দিচ্ছে ৪০ এর পর থেকে। কেননা আমাদের খাবারও এর জন্য দায়ী আছে। আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাচ্ছি। এই জিনিসগুলো avoid করা, প্রতিদিন একটু স ভোরবেলা সকালে হাঁটা। সকালেও যদি না পারা যায় তাহলে বিকালে একটু হাঁটা, কোন প্রকৃতির মাঝে হাঁটা। প্রকৃতির মধ্যে হাঁটলেও কিন্তু আরেকটা সু সুবিধাও আছে। আপনি যখন চারিদিকে তাকাবেন এটা সবুজের সমারোহ। এই সবুজের সমারোহ যেমন মনকে fresh রাখে তেমন চোখের জ্যোতিও বাড়িয়ে দেয়। তার মানে আমরা জানি যে, যে যে যে গাছে chlorophyll আছে ওদিকে তাকালে, সে সেই জিনিসটা আমাদের জন্য আরও ভালো হয়। কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে যে শহরের দিকে অবস্থা খুবই খারাপ। গাছের পরিবে ব বলতে গেলে নেই। ইট, কাঠ, আ ইট, পাথরের দেয়াল হয়ে গিয়েছে। সেইখানে যদি একটু park মানে park ও তো আছে। park বা এইসব জায়গায় যদি একটু হাঁটাহাটি করা যায় ৩০ মিনিট, আমার মনে হয় নিজের জন্য হলেও, শরীরের জন্য হলেও মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এই ২ টার জন্য আমাদের সময় দেয়া দরকার এবং এই সময়টা যদি আমরা আ দিতে পারি তাহলে মনে হয় যে আমরা কিছুটা হলেও অ তা মানে দুররোগ্য ব্যা ব্যাধি থেকে পরিত্রাণ পাব পরিত্রান পাবো এবং সুফল বয়ে আনবে এবং শরীর এবং মন দুইটাই ভালো থাকবে। অনেক সময় অ অ্যা অনেক সময় দেখা যায় যে আমাদের মেজাজ দেখবেন খিটখিটে হয়ে যায়। তখন যদি একটু হাঁটতে বেরোই বা দেখা যায় যে অতিরিক্ত pressure একটু হাঁটাচলা করলে কিন্তু প এ একটা প্রশান্তি পাই। তার মানে সেই চাপটা কমে আসে। তাই এই জিনিসগুলো একটু হয় প্রকৃতির মাঝে হাঁটাহাটি করলে মনে হয় একটু হলেও ভালো বয়ে আনবে আমাদের জন্য। কি বলেন আপনি?
উ হুম। উম। হু, হুম। হুম। হু, হুম। হ্যাঁ। হুম। হু, হুম। উম হুম। হু, হুম। হুম। হু, হুম। উ হুম। হুম। হুম। হুম, অবশ্যই, হু, হুম। হুম। উম। হ্যাঁ। অবশ্যই, উম। উম। উম। উ হুম। উম। হু, হুম। হু, হুম। উ হুম, হুম। উম। উ-হুম। হুম। হুম। উম। হু, হুম। হ্যাঁ। হু, হুম। উম। হুম, উম। করার থাকে না, হুম। হু, হুম। হুম। উম। হু, হুম। হুম। আচ্ছা, হু, হুম। উ হুম। হুম, হুম। হু, হুম। হুম। হু, হুম। উম। হু, হুম। হুম। উ-হুম। উ হুম। হুম। অবশ্যই, অবশ্যই। হুম। উ-হুম। হুম। হুম। উ হুম। উম। হুম, হুম। অবশ্যই। হুম। হ্যাঁ। উ-হুম। হ্যাঁ, হুম। হু, হুম। হু, হুম। উ হুম। হুম। দেখা দরকার অবশ্যই। হুম। হুম। হুম। এটার সুফল আমরা পাবোই। হুম, হুম। উ হুম, হুম। দুটাই ভালো থাকবে। হুম। হু, হুম, উম। উ হুম। উ হুম। হুম। উ হুম। হুম। হু, হুম।